আচ্ছা, ধরেন এরকম কখন হইসে নাকি আপনার যে একটা হাত শার্ট অনেকদিন পড়লেন। বা ধরেন কিছুদিনই পড়লেন। তো এরপর হচ্ছে আপনি ধরুন শার্টটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করে এটাকে নতুনভাবে আ প্রেজেন্ট করা, যেমন বাটন চেঞ্জ করা বা হাত কাটা এরকম কখনো করসেন?
হ্যাঁ, হ্যাঁ। না, না এটা আ এমন কিছু করিনি। না, এটা আমার কাছে অদ্ভুত লাগে খুব। কারণ ধরেন প্রত্যেক পোশাকেরই কিন্তু নিজস্ব কিছু জায়গা থাকে। আপনি একটা ফুল হাতা শার্ট কিনলেন। এবার ফুল হাতা শার্টে আপনার হাতের বাহুর এখানে যেভাবে বা যে কাপড়টা থাকবে যে ধরনের বা যে মাপের সেটা কিন্তু আপনার আ হাফ হাতা শার্ট এ থাকবে না। তাই না? আপনি কেটে এইটাকে হয়তোবা ব্যবহার করতে পারবেন কিন্তু আ মানে সেই স্বাদটা পাবেন না বা এটা ভালো লাগবে না। এই কারণে করিনি আর ভাই এমনিতেই
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। সে তো অবশ্যই। আচ্ছা, মানে হচ্ছে ওই যে হাতের তো বর্ডার একটা থাকে। ওই বর্ডার টা তখন ওখানে পাওয়া যাবে না। মানে তৈরি করা যাবে না। তাই তো?
না, না এটা, এটা লোকালি বানানো মানে অনেক কষ্টের ব্যাপার বা সম্ভব নাই বলা যায়। এ কারণে না করাই ভালো। এখন কেউ যদি করতে চায় ভাই, স্টাইল তো যার, যার কাছে।
আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ মানে প্রত্যেকের নিজস্ব ইচ্ছা আলাদা ইচ্ছা অনুযায়ী সে এটা করে নেবে আরকি।
যার যেটা পছন্দ সেটা। অবশ্যই, অবশ্যই।
আচ্ছা, আচ্ছা ধরেন, দো হচ্ছে যে, এখন তো রেডিমেড জামাকাপড় পাওয়া যায়। আবার ধরেন হচ্ছে যে, আপনি নিজে চয়েস করে কাপড় কিনা জামা-কাপড় বানাইতে পারেন। তো এরকম কখনো আপনি করেন নাকি যে, আপনি কি সবসময় রেডিমেড ভাবে কিনেন নাকি নিজের স্টাইল অনুযায়ী বা নিজের চয়েস অনুযায়ী বানানোর চেষ্টা করেন।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। বেশিরভাগ ক্ষেত্রেই আমি রেডিমেড কিনি এখন পর্যন্ত। তবে আমার চিন্তা আসে সামনে কিছু বানায় নেয়ার নিজের মাপ দিয়ে। কারণ আমি একটা জিনিস খেয়াল করসি নিজের মাপের বা ফিটিং ও হিসাবে যদি আপনি এক্সপার্ট কাউকে দিয়ে বানান কোন পোশাক সেটা ভালো হয় বা সেটা দেখতেও সুন্দর লাগে।
আচ্ছা। হুম, হুম। হুম, হুম। যেমন ধরুন যে, টপটেন বা র‍্যামন ওই কোম্পানি অনু ভালো কোম্পানি থেকে।
হ্যাঁ, হ্যাঁ, আপনি বাইরে থেকে ১ টা শার্টের পিস নিয়ে গিয়েও হলেও যদি ওইখান থেকে বানায় নিতে পারেন, যেহেতু ওদের কারিগর ভালো এবং মাপ নিয়ে ওরা বোঝে যে, কিভাবে বানাইতে হয়। তো সেক্ষেত্রে বেশি বানানোর কথা। যদিও আমি ওইভাবে এখনো বানাইনি, তবে আমার ইচ্ছা আছে আমি সামনে খুব দ্রুত ১ টা সেট বানাবো।
আচ্ছা। আহা, আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে, এটা আসলে টেইলর এর উপর নির্ভর করে যে, কতটা ভালো হবে বা কতটা কমফোর্টেবল হবে বা ডিজাইনটা কেমন হবে? আচ্ছা।
অবশ্যই, অবশ্যই। আর সেটা কি মাপে হবে, এ কোন কারিগর বা কোন কোম্পানি কিভাবে ফিটিং করে সেটাও একটা ব্যাপার। সেলাইয়ের ধরনের কিছু ব্যাপার থাকে। সব মিলায় আশা করি ভালোই হবে। চেষ্টা করতেসি। সামনে হইলে তখন আরো ভালোভাবে বুঝতে পারব।
হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লো বাজেট এই স্টাইল করা আসলে তাহলে আপনার কাছে খুব একটা কঠিন মনে হয় না।
না, না, একদমই না। চাইলেই হওয়া যায়। শুধু বুঝতে হবে ব্যাপারটা।

কম বাজেটের স্টাইল অ্যা কম বাজেটের স্টাইল মানে এটা নির্ভর করে তো। আপনি আ কি পড়ছেন? তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি কি পরতেছেন? <chuckles> মানে কিভাবে পরতেছেন? সেটা অনেকটা অ্যা মানে বেশি মনে হয় নির্ভর করে।
আচ্ছা। আচ্ছা। আ মানে এটা হচ্ছে যে, কি পরার থেকে, কে কিভাবে পরতেছেন? এটা হচ্ছে বেশি ইম্পোর্টেন্ট। নাকি?
অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ আ একই পোশাক আপনি একভাবে পড়লে ধরেন আপনার কাছে ২ সেট জামাকাপড় আছে। হ্যাঁ? এখন আপনি অ্যা অ্যা লাল রঙের আ প্যান্টের সাথে আপনি অ্যা লা লাল রঙের একটা শার্ট পরে বের হয়ে গেলেন। এটা তো এহে অ্যা এটা তো দেখতে অদ্ভুত লাগবে না? তো আপনাকে জানতে হবে যে আসলে কোনটার সাথে কোনটা পড়লে ভালো লাগবে বা কিভাবে নিজেকে সাজালে ভালো লাগবে। হ্যাঁ? তারপরে যায় বাজেট। বাজেট অ্যা বিষয় না। সব টাকায় সব ধরনেরই কাপড় পাওয়া যায় ভাই।
ও আচ্ছা। উহু। হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। combination। আচ্ছা, আচ্ছা। তো এখন হচ্ছে এই যে ধরেন যে, লাল জামা আর লাল শার্ট। তাইলে হচ্ছে যে এরকম সিচুয়েশন এ আপনি কিভাবে combination টা করার ট্রাই করতেন?
আ লাল শার্ট বাদ দেওয়ার চেষ্টা করতাম। সোজা হিসাব। আ মানে সরি, লাল প্যান্ট বাদ দেওয়ার চেষ্টা করতাম। সোজা হিসাব। কারণ আ মানে যেইটার সাথে যেইটা ভালো লাগবে না। বাজেটের কথা তো পরে। এখন আপনি লাল প্যান্ট বা লাল শার্টটা আপনি কত টাকা দিয়ে কিনছেন সেটা অ্যা এটা কি বলবো? পরোক্ষ ব্যাপার। কিন্তু আপনি এই ২ টা যে একসাথে পরতেছেন হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উহু। হুম, হুম। মানে ধরেন যে এরকম সিচুয়েশন যে, আপনি লাল প্যান্ট এ যত টাকা দিয়ে কিনছেন সেই টা টাকা দিয়ে জাস্ট হচ্ছে আপনি একটা কালো প্যান্ট কিনতেন। এরকম?
অবশ্যই, অবশ্যই। আপনার বাজেট, ধরেই নেন আপনার বাজেট আছে এক হাজার টাকা। হ্যাঁ? এখন এক হাজার টাকায় আপনি একটা খুব সুন্দর আপনার সাথে ফিট হয় এই এমন একটা জিন্স কিনলেন। জিন্সের সাথে এখন আপনি খুব বেশি একটা সাদা ফরমাল T-Shirt পোলা, সরি অ্যা শার্ট পরলেন। হ্যাঁ? তারপরে আপনি ওর সাথে একটা স্যান্ডেল পরে বের হয়ে গেলেন। এইটা তো দেখতে অদ্ভুত লাগ তাই না? আপনি যেহেতু
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। ঠিক আছে। হুম। হু। আচ্ছা, মানে হচ্ছে কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করল না।